আচ্ছা, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনি আপনার প্রাইভেসিটা কীভাবে করে ম্যানেজ করে থাকেন?
আ দেখা যায় যে, সোশ্যাল মিডিয়া এখন সবার কাছে এতটা এভেলেবেল হয়ে গিয়েছে যে, আ প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করতেই থাকি, হ্যাঁ? তো ছবি বা, ভিডিও বা নিজের কোনো কিছু মতবাদ, এগুলোও দেখা যায় যে শেয়ার করি। কিন্তু কখনো আসলে আ আমি ওভাবে ভেবে দেখিনি যে, আসলে পোস্টগুলো কে, কে দেখছে? বা, কে, কে আসলে মানে থাকে না? যে, কার কাছে আসলে যাচ্ছে? পৌঁছাচ্ছে? তো, এই জিনিসটা যখন আমি ফেস করেছি, একবার এরকম ছবি দেখা গিয়েছে যে, আমি এ পুরো আ দেখা যায় যে Facebook এর মধ্যে ছেড়ে দিয়েছি, তো এটা পাবলিক হয়ে গিয়েছিল। তো এরপরে আসলে কিছু অ্যা সমস্যা সম্মুখীন হওয়ার পরে এই প্রাইভেসিটা ম্যানেজ করার চেষ্টা করেছি। আসলে যে, না কিছু, কিছু জায়গায় প্রাইভেসি ম্যানেজ করতে হয়।
হু, হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও জ্বি, জ্বি। ওহহো! চমৎকার! যাক, তাও ভালো যে আসলে আপনি ব্যা <scoffs> দিন শেষে আসলে ব্যাপারগুলোকে ম্যানেজ করা শিখে গেছেন। কারণ অ্যা ব্যা এরকম কিন্তু অনেক সময় হয় যে অ্যা বিশেষ করে নারী যারা আসলে সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে, তাদের ক্ষেত্রে কিন্তু আসলে অনেক রকমের harrasment বা, অনেক রকমের ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়। কারণ ছবি চুরি হয়। বা, দেখা যায় যে ছবিগুলো আসলে অনেকক্ষেত্রে অনেক কাজে আসলে ব্যবহার করে। তারা যেগুলো কিনা আসলে পরবর্তীতে বিড়ম্বনা স্বীকার হতে হয়। তো আপনি আপনার অ্যাব এখন তো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অ্যা আইডিগুলো্র আসলে একটা restriction দেওয়ার একটা ব্যবস্থা থাকে বা, lock দেওয়ার ব্যবস্থা থাকে। সেগুলো কি আসলে করে রাখেন অ্যা ব্যা এটা সেফ রাখার জন্য?
জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এখন আমি আ যবে থেকে এই সমস্যাটা সম্মুখীন হয়েছিলাম। তারপর থেকেই দেখা যায় যে আমি আসলে রেস্ট্রিকশন করে রেখেছি। কিছু বিষয় যেমন আ থাকে না? যে লক করে রাখার যে বিষয়টা। সেটা অবশ্যই করে রাখি। আর দেখা যায় যে খুব বেশি পাবলিকলি কোন কিছু পোস্ট করি না। যে উম সবার উদ্দেশ্যে কোন কিছু পোস্ট করলাম। এটা খুবই কম করা হয় এখন আসলে। যেন নিজের বন্ধুদের মধ্যেই থাকে।
উহু, হু, হু। আচ্ছা, আচ্ছা। আছ তাহল ও আচ্ছা। তাহলে ব্যাপারটা হচ্ছে যে অনেকটা ব্য গ্রুপের মতো। মানে প্রাইভেটে একটা যত য যতজন মানুষ আসলে আপনার বন্ধু তালিকায় আছে তাদের তারাই যেন দেখতে পারে। এবং ব্যাপারটা আসলে কোন ভাবে আ যেন বাইরে কোথাও যেন আসলে ব্যাপারটা না যায়। এই জিনিসটা বেশ চমৎকার! চমৎকার, চমৎকার! তো আ কখনো কি আসলে এরকম করে আসলে জিনিসটা হয়ে গেছে যে আপনি চেয়েছেন যে এটা প্রাইভেট থাকুক। আবার হঠাৎ করে পাবলিক হয়ে গেল। তারপরে দেখতেছেন যে পা ব্যা জেনারেল মানুষজন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে কিছু কমেন্ট করতেছে? কখনো এইসবের মুখোমুখি হতে হয়েছে?
বন্ধু আর কি। তারাই যেন দেখতে পায়। হ্যাঁ। হ্যাঁ। পাবলিকলি যেন দে না যায়। জ্বী। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এরকমটা হতে হয়েছে। আসলে ত ১ম দিকে যখন সোশ্যাল মিডিয়া খুলে ফেলেছিলাম। তো তখন দেখা যায় না যে, খুব উৎসাহ বা আ যে ঠিক আছে নতুন, নতুন খুলেছি, ছবি দেই বা ভিডিও দেই বা ন নিজের কিছু এ এ অনেক কিছু চ দেখা যায়। ছোট, ছোট স্ট্যাটাস দিয়ে দেওয়া হতো। অ্যা হ্যাম তো তখন তো দেখা যায় যে ফ্রেন্ড আ বানানোটা শুধুমাত্র যে স্কুল, কলেজ বা হচ্ছে ভার্সিটি এগুলোই যে ছিল তা কিন্তু না। ফ্রেন্ড এর ফ্রেন্ড আছে বা ফ্রেন্ড এর ভাই আছে। মানে এরকম করে অনেককেই কিন্তু এড করে নেওয়া হয়েছে। তো আ তখন দেখা যায় যে এরকম করে যখন আমি পোস্ট করছি, তো দেখা যায় যে কমেন্ট কিছু কমেন্ট সেকশন এ তো সবাই পজিটিভ নেগেটিভ এটা সবারই মতাবত থাকে। তো আ কাছের মানুষরা তো সবসময় পজিটিভ দেয়। কিন্তু দেখা যায় যে, এই যে ফ্রেন্ড এর ফ্রেন্ড বা তার অন্য কোন পরিচিত এরকম যখন এড করে ফেলেছিলাম। তখন তাদের কে কাছ থেকে এরকম একটু নেগেটিভ একটু কমেন্ট ও পেয়েছিলাম। আবার থাকে না? যে আ একটু মেসেজ এর মধ্যে একটু ডিস্টার্ব করা বা এরকম একটা উম সম্মুখীন হয়েছিলাম আসলে। <chuckles>
হ্যাঁ, হ্যাঁ নে অ্যা হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। আ <chuckles> এইটা এইটা কিন্তু আসলে অনেককে কিন্তু আসলে এটার মুখোমুখি হতে হয়। বিশেষ করে যে দেখা যায় কি যে, অপরিচিত মানুষজন কিন্তু দেখা যায় সোশ্যাল মিডিয়া বা এরকম সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলোতে আছে, সেগুলোতে কিন্তু আসলে মেসেজ দিয়ে হচ্ছে যে তারা একটু দৃষ্টি আকর্ষণ করার একটা অপচেষ্টা চালানো হয়। যেখানে হয়েছে যে ব্য তারা আসলে কিছুটা হয়তোবা তারা বন্ধুত্ব পূর্ণ একটা সম্পর্ক যেতে চায়। কিন্তু আসলে যেটা কিনা অপরিচিত মানুষের ক্ষেত্রে তো আসলে সেটা সম্ভব না। তো আপনি যখন আ সোশ্যাল মিডিয়া তে আসলে বন্ধু তালিকায় যখন আপনি মানুষকে যখন যোগ করেন। বা যখন কিনা আসলে একজন বন্ধুকে অনলাইনে যখন কিনা আপনি অ্যা ব্যা মোটামুটি আসলে শিওর হয়ে গেছে যে তার সাথে আপনি বন্ধুত্ব করবেন, তখন ব্যাপারটা আপনি আসলে কি দেখে আসলে শিওর হন যে না এই মানুষটা আসলে বন্ধু হওয়ার যোগ্য?
হ্যাঁ, হ্যাঁ। চালানো। হ্যাঁ, হ্যাঁ। সম্ভব হয় না, হ্যাঁ। জি। আ আগে তো আসলে দেখতাম কি? যে এ ঠিক আছে আমার একটা ফ্রেন্ডের সাথে এড আছে বা, আমার কোনো বোনের সাথে বা, ভাইয়ের সাথে এড আছে, ঠিক আছে, ফ্রেন্ড বানিয়ে নিলাম। কিন্তু পরে যখন দেখেছি যে আসলে এরকমটা করা উচিত নয় যখন আসলে বলে কি যে শিক্ষা থেকে শিখা আরকি। শিক্ষা হয়েছে যে ভুল থেকে শিখা বা, শিক্ষা হয়েছে বলে না কথা যে, তোমার শিক্ষা হয়েছে, এখন ভালো হয়েছে। তো সেই জিনিসটা যখন সম্মুখীন হয়েছি যে, একটু ভুল করেছিলাম। এখন দেখা যায় কি? যে
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ভুল থেকে শিক্ষা। <chuckles> আচ্ছা, আচ্ছা।
পরিবারের আত্মীয়স্বজন বা, বন্ধু-বান্ধব ছাড়া সেভাবে আরকি ফ্রেন্ড এ এম এড করা হয় না বলা মুখোমুখি হ্যাঁ, মুখোমুখি ছাড়াও থাকে অনেক সময় পরিবারের অনেক আব আ দেখা যায় যে, মামা, চাচা, খালাদের অনেক আত্মীয় আছে। হয়তোবা কথা হয়েছে, তাদের সাথে ২, ১ বার দেখা হয়েছে, তাদেরকে এড ক করতেই পারি। তো সেক্ষেত্রে ঐ জিনিসটা প্রাইভেসি আ ম্যানেজ করে চলি, যেন খুব বেশি পাবলিক না হয়ে যাই। একটু আ পরিবারভিত্তিক বা আপন মানুষ ভিত্তিকই থাকার চেষ্টা করার বিষয়টা যে
হ্যাঁ, হ্যাঁ। মানে মুখোমুখি যাদেরকে আপনি চিনেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম, হুম। উ হুম। হুম, হুম, হুম, চমৎকার, চমৎকার। ব্যাপারটা আসলে ভালো। তো এক্ষেত্রে কিন্তু আসলে আবার একটা কথা বলে যে, আ অনলাইনে আসলে কোন কিছু লুকায়িত থাকে না। সবকিছুই কিন্তু আসলে ফাঁস করে ফেলা যায়। তো সেক্ষেত্রে আপনি আসলে ব্যা দেখা যায় কিছু basic securities এর তো ব্যাপার স্যাপার থাকে। যেমন অনেকে কিন্তু লোকেশন বন্ধ রাখে বা, দেখা যায় যে tagging টা অফ রাখে। ঠিক আছে? তো আপনার দিক থেকে আপনি কি, কি করে থাকেন আসলে?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আ আমি লোকেশন অফ করেই রাখি। কারণ স্বাভাবিকভাবে এখন আসলে আ কোনো কিছুরই বা, থাকে না? যে, নিশ্চয়তা নাই। বা, সবকিছু এত hacking এর হ্যাগিঙ্গের ব্যাপারগুলো এত বেশি আ কি বলবো? যে উঠে এসেছে যে আ সহজেই সবাই সবাইকে hack করতে পারে বা, এরকম অনেক কিছুই চলে আসে। তো এক্ষেত্রে আমি দেখা যায় যে আ লোকেশনটা অফ করে রাখি। আবার কোনো কিছু যখন পোস্ট করি, আ যে, ঠিক আছে, আমি আমার একটা ছবি পোস্ট করবো বা, কোথাও যাচ্ছি সেই জিনিসটাও যদি পোস্ট করি, সেক্ষেত্রে আমি একটু আ শেয়ার করার আগে কিছুক্ষণ সময় নেই। যে ঠিক আছে, আগে ভেবে চিন্তে দেখা যায় যে তারপরে সবকিছু ঠিক আছে কিনা বলা যায় যে, double check করি যে, সবকিছু ঠিক আছে কিনা? দিয়ে তারপরে দেখা যায় যে সেন্ড আ বলে পোস্ট করি আরকি।
হ্যাঁ। হু, হু, হু। জ্বী, জ্বী, জ্বী। হু, হু, হু। হুম। <smacks lips> আচ্ছা। জোশ, জোশ, ব্যাপারটা জোশ। আ ব্যাপারটা জোশ। যে আপনি আসলে এটলিস্ট double check টা দিচ্ছেন এবং বেবে নিজে আসলে দেখে নিচ্ছেন যে কোন জায়গায় ভুল হয়ে যাচ্ছে নাকি বা, এমন কিছু লেখা কিন্তু অনেক সময় হয়ে যায় মনের ভুলে যে আসলে আম আ বন্ধু-বান্ধবই তো আছে। তো কিন্তু দেখা যাচ্ছে যে হয়তোবা সবসময় কিন্তু আসলে সবাই সবকিছু ইতিবাচকভাবে নেয় না। তাই না?
হ্যাঁ, হ্যাঁ। জ্বী। ইতিবাচক ভাবে নেয় না। জ্বী, একদম ঠিক বলেছেন যে, ইতিবাচকভাবে নেওয়ার বিষয়টাও এখানে চলে আসে। হ্যাঁ।
তো। সে হ্যাঁ, এটা চমৎকার একটা ব্যাপার। তো অনেকেই কিন্তু দেখা যায় যে ২ টা আসলে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট রাখে। দেখা যায় যে একটাতে হয়তোবা অফিসের যারা কলিগ বা, আ আবার দেখা যায় আরেকটা জায়গায় শুধুমাত্র পরিবারের মানুষজন। তা আপনি কখনো কি এরকম কোনো আসলে double account ব্যবহার করা হয়েছে নাকি?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আ আসলে না, এরকমভাবে করা হয়নি। কারণ আমি অফিস লাইফ বা, পরিবারের এগুলো একটু আলাদা রাখার চেষ্টা করি। তো সেক্ষেত্রে দেখা যায় কি? যে এখন আ Whatsapp আছে, আ বা, হচ্ছে যে Facebook বা, এই প্ল্যাটফর্মগুলোতে আমি আসলে Instagram এই প্ল্যাটফর্মগুলোতে আসলে অফিসের কলিগ বা, এদের কাউকে এড করা হয় না। কারণ আ পরিবার, পরিবার আ বা, বন্ধু-বান্ধব এগুলো ঠিকই আছে। কিন্তু অফিসের জিনিসটাকে আমি সবসময় একটু আলাদা রাখি বলতে গেলে। যে ঠিক আছে। হুম। কাজের জায়গাটা হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। এ সেটা তাদের সাথে দেখা যায় যে Whatsapp এর মধ্যেই কমিউনিকেশন করা হয়, যোগাযোগ করা হয়। কিন্তু Facebook এর মধ্যে খুব একটা বন্ধুত্ব করা হয় না।
আচ্ছা, আচ্ছা। হু, হু। হু, হু। হু, হু। একটু আলাদা করে রাখতেন। যেন কাজের জায়গাটা যেন কোন রকম আসলে ঝামেলা না হয়, নাকি? আ এইটা বেস্ট। হু, হু। হু, হু। উম ব্যাপারটা ব্যাপারটা জোশ। তো এক্ষেত্রে কিন্তু আসলে দেখা যায় কি, যে অনেক সময় কিন্তু আসলে ট্যাগিংয়ের একটা আসলে ঝামেলা চলে আসে। যে আত্মীয়স্বজনের মধ্যে কিছু আসলে মুরুব্বিরা থাকে, যারা কিনা একটা ছবি আপলোড দেয়। তখন কিন্তু অ্যা দেখা যায় যে অমুক with 69 others, ঠিক আছে? তো ব্যাপার স্যাপার থাকে, তার মধ্যে আপনি আপনার নিজের নামটাও মাঝেমধ্যে দেখতে পাবেন। তো তখন ব্যাপারটা কীভাবে করে হ্যান্ডেল করেন?
এ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম। আ অবশ্যই দেখা যায় যে, আ সেক্ষেত্রে বড়রা হোক, মাঝে, মাঝে ছোটরাও এমনটা করে। যে লাইক কমেন্ট বেশি পাওয়ার জন্য তারা, "সবাইকেই ট্যাগ করে দিলাম।" এরকমটা হয় আসলে। তো আমি আসলে এরকম আগে দেখেছি যে, উম যখন করতো সবাইকে একাধারে মেনশন এ বা, ট্যাগ করে দিয়ে দিতো। তো সেক্ষেত্রে তো আমি অবশ্যই সেটাকে প ১ম এ হচ্ছে প্রোফাইল আমার প্রোফাইল এড করি না। এটা একটা ইস্যু ছিল ১ম এ। আর এখন দেখা যায় যে আমি সবাইকে একটু বলে দেই যে, "যখন ট্যাগ করবা বা, কোন কিছু করার দরকার হবে, সেক্ষেত্রে আমাকে একটু জিজ্ঞেস করে নিবা।" তাহলে ভালো হয়। কারণ, আমি তো অনেক কিছুই দেখা যায় যে, আমি এটা চাই না আমার প্রোফাইলে শেয়ার হোক, বা দেখাতে চাই না আমার বন্ধু-বান্ধবদেরকে। সেক্ষেত্রে অ্যা আমি এই অপশনটা করে রাখি যেন তারা আমাকে আগে জিজ্ঞেস করে। আমি বললেই বা, আমি allow করলেই যেন সেটা পোস্ট করে আরকি আমার সাথে, এটাই।
হ্যাঁ, করে। একদম। হু, হু, হু, হু। একদম, আচ্ছা। আচ্ছা। হু, হু, হু, হু। হু, হুম। উম ব্যাপারটা চমৎকার। আসলে, আসলে। এই জিনিসটা কিন্তু আসলে আপনি যখন কিনা কথাবার্তা বলে রাখতেছেন, আপনি যখন কিনা আপনার জায়গাটা আসলে ক্লিয়ার করে রাখতেছেন। তখন সবার মধ্যে কিন্তু আসলে ভুল বোঝাবুঝি জায়গাটা কিন্তু আসলে আর থাকলো না। তখন কিন্তু তারাও যদি কিনা ট্যাগ দিতেই চায়, নিতান্ত পক্ষে আপনি যদি <chuckles> আপনার কাছে একটা অনুমতি নিয়ে নিলো। তাহলে সেক্ষেত্রে আস কোনো রকমের সমস্যা বা, ভুল বোঝাবুঝির কোনো প্রবলেম হইলো না। ওটা ভালো। তো অ্যাম এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বাড়ির যারা আসলে একটু মুরুব্বি আছেন, বা একটু বয়স্ক যারা আছেন। হ্যাঁ? তারাও কিন্তু আসলে সোশ্যাল মিডিয়াতে এসে কিন্তু মাঝেমধ্যে দেখা যায় যে, কো আপনার পোস্টে একটা কমেন্ট করে বসলো যে, "কেমন আছো?" হ্যাঁ? এরকম কিছু কমেন্ট-টমেন্ট কিন্তু চলে আসে। তো ব্যাপারগুলো আপনি আসলে আপনার যখন পরিবারের কেউ যখন কিনা আসলে এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে মুরুব্বিরা যখন কিনা আসলে ব্যবহার করে, তাদের এই ব্যাপারগুলোকে কিভাবে করে আসলে হ্যান্ডেল করেন?
হ্যাঁ, হ্যাঁ। সমস্যা হল না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আ দেখা যায় কি যে তারা এমনিতেই এই জিনিস গুলোতে এত বেশি বলা যায় যে খুব একটা বেশি থাকে না? যে তারা খুব বেশি জানছে বা এরকম কিছু তারা নতুনত্ব শিখছে এই বিষয়গুলাতে তারা এত বেশি এক্সপার্ট হয় না। তাই না? তো সেক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে তারা মাঝে, মাঝে দেখা যায় যে কমেন্ট যখন লিখছে তখন দেখা যায় যে শব্দ ২-১ টা ভুলও আছে। হ্যাঁ? শব্দ বানানের মধ্যে ভুলও আছে। তো এটা ওরা যখন লিখে দেখা যায় যে যদি খুব একটা সিরিয়াস কোন পোস্ট এর মধ্যে, এরকম কেমন আছো? জিজ্ঞেস করে সেটা খুব weird লাগে। তো আমি চেষ্টা করি এটাকে একটু হাইড করে ফেলার যেন সেও বুঝতে না পারে। আর পরবর্তীতে একটু কথা বলে নেই যে যেই করছে দেখা যায় মামা বা খালা বা যেরেই যারাই করছে তাদেরকে একটু বলি, যে দেখো আগে পোস্টটা পড়বে, তারপর জিজ্ঞেস করবে। আর কেমন আছো? এটা মেসেঞ্জার এই করো বা ফোন দিয়েই জিজ্ঞেস করো এটাই ভালো হয়। <chuckles>
হ্যাঁ, হ্যাঁ। এটা ঠিক। একদম, একদম, একদম। হু, হু, হু, হু। হ্যাঁ। একদম, একদম। আচ্ছা। <chuckles> উহুম। উহু। চমৎকার! চমৎকার, চমৎকার! এই ব্যাপারটা বেশ চমৎকার! যে গা আসলে আম আপনি যেভাবে করে আসলে ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা সামাল দিচ্ছেন। কারণ অনেকে কিন্তু আসলে দেখা যায় যে ব্যাপারটা সামাল দিতে গিয়ে যেয়েও কিন্তু দেখা যায় যে, একটু জ ঝামেলা পাকায় ফেলে। <chuckles> তো ব্যাপারটা আপনি অ্যা হ্যাঁ অনেকেই।
হ্যাঁ, হ্যাঁ। অ্যা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ রেগে যায় তো অনেকে। দেখা যায় যে কেন করলো এরকম? হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। এইটা ব্যাপারটা কিন্তু আসলে চমৎকার যে আপনি আসলে ব্যাপারটাকে ঠান্ডা মাথায় সা সামাল দিতে পারতেছেন। তো আম এক্ষেত্রে কিন্তু আবার একটা কি জিনিস দেখা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় কিন্তু অনেক ক ওই সময় স্কামের ব্যাপার স্যাপার চলে আসে। অনেকে লিঙ্ক পাঠায় বা ফিশিং লিঙ্ক এর ব্যাপার-স্যাপার। এগুলো থেকে আসলে দূরে থাকার জন্য আপনি আসলে কিরকম প্রাইভেসি ম্যানেজ করে রাখেন নিজের ক্ষেত্র থেকে?
জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ যদি এরকম লিঙ্ক বা আমি আসলে হুট করেই কোনো লিঙ্কে ঢুকে ঢুকি না। দেখা যায় যে, এই জিনিসটা আমার এক ফ্রেন্ড এর সাথে হয়েছিল স্কামটা সে এরকম আ পাঠিয়েছে অ্যা তার পরিচিত একজনই, যে পাঠিয়েছে, পাঠিয়ে বলেছে যে এখানে দেখো একটা খুব ভালো জিনিস আছে। এরপরে সে ওটাতে ঢুকে তারপরে দেখে যে তার আসলে ফেসবুক পুরাটাই হ্যাক হয়ে গিয়েছিল। তো এটা আসলে খুবই দুঃখজনক ছিল। কারণ স্বাভাবিক ভাবেই যে আ ফেসবুকে পার্সোনাল অনেক কিছুই থাকে। আবার দেখা যায় যে মেসেঞ্জার সহ যখন হ্যাক হয়ে যায় সেখানে নিজের কনভারসেশন বা যোগাযোগের ব্যবস্থার অনেক কিছুই কিন্তু লিক হয়ে যায়। তো এগুলো আসলে একটা ছেলে বা মেয়ে কারো জন্যই কখনোই ভালো কোনো কিছু না। তো এই ক্ষেত্রে যখন তার কাছ থেকে শুনেছি তখন থেকে আমি আ আসলে কেউ কোন কিছু পাঠালে আমি সহজে ঢুকি না। সহজে ঢুকি না বলতে চেষ্টা করি যে না সেখানে ঢোকার। কারণ লিঙ্ক গুলো আসলে জানি না কতটুকু কতটা ঠিক বা কতটা ভুল। আমি চেষ্টা করি যদি কেউ এরকমভাবে দেয় বা অনুরোধ করে বা বলে যে এটা আসলে এরকম তোমার হেল্পের জন্য দিয়েছি। তো সেক্ষেত্রে বলে আসলে মূল বক্তব্যটা কি সেটা লিখে দাও তাহলেই হবে। <chuckles> আমি এভাবে চেষ্টা করি একটু যে হ্যাঁ, আমি ঢুকবো না মানে আমি সেফ থাকার চেষ্টা করি। যদিও ট্রাস্টেড হয় বাট তবুও বলা যায় না আসলে কার মাথায় কখন কি ঘোরে। হ্যাঁ।
আচ্ছা। হু, হু। আচ্ছা। ইশ! একদম, একদম। হু, হু, হু, হু। একদম, একদম। অবশ্যই। হু, হু, হু, হু। হু, হু। অ্যা চমৎকার! বুদ্ধিমান। <laughs> অ্যা আচ্ছা, না এই ব্যাপারটা আসলেই বুদ্ধিমানের মতো একটা কাজ যে মুল বক্তব্যটা কি সেটা ব মানে মেসেজ লিখে দিলেই তো হচ্ছে। তাহলে আসলে কোন রকমের সমস্যা হচ্ছে না। আ আ যেটা আপনার জানা দরকার সেটা আপনি জেনে নিতে পারতেছেন। এই ব্যাপারটা ভালো। তো অনেক সময় কিন্তু দেখা যায়, যে এই যে সোশ্যাল মিডিয়ার প্রাইভেসি ম্যানেজ করতে, করতে বা বিভিন্ন রকমের ঝামেলা ব্যা অনলাইন নিউজগুলাও কিছু ব্যাপার-স্যাপার আছে, তাই না? যেয়ে দেখা যায় যে অ্যা, অ্যা ক্লিক বেট কিছু নিউজ চলে আসে। এই অ অনলাইন নিউজ, তারপরে দেখা যায় যে ক্লিক বেট নিউজ, তারপরে কিছু ফেক মেসেজ, কিছু ফেক আইডির রিকোয়েস্ট সবকিছু মিলাই দেখা যায় কি অনেক সময় কিন্তু আসলে একটা মানসিক চাপেরও তৈরি হয়। তাই না? সেইটা আসলে কিভাবে করে আসলে আপনি সামাল দেন?
বলে দাও। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বি, জ্বি, একদম এক হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। উহু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ দেখা যায় যে, পা অবশ্যই এই জিনিসগুলো যখন এভাবে আসতে থাকে দেখা যায় যে, fake message বা, ফেক একটা আইডি দিয়েও অনেক সময় মেসেজ চলে আসে। তো যতই আমি এগুলোকে ইগনোর করার চেষ্টা করি, থাকে না? যে অ অনেকগুলো পড়ে আছে রিকোয়েস্টের মধ্যে আমি এমন একটা অপশন করে রেখেছি যে তারা ডিরেক্টলি আমাকে মেসেজ দিতে পারবে না। তারা রিকোয়েস্ট হয়তোবা করবে, আমি allow করলে দ্যান আমার কাছে মেসেজটা আসবে, এরকম কিছু একটা। তো আমি চেষ্টা করি এগুলোকে একদমই ইগনোর করার। কারণ আমি চাই না যে আসলে আ অন্য কেউ কাউকে এড করার পর আমি কোন একটা বিপদের মধ্যে পড়ি। আ এগুলো আসলে অনেক সময়ই দেখা যায় যে উম আমার মানসিকভাবে চাপ সৃষ্টি করে। কারণ, উম সোশ্যাল মিডিয়া হোক বা, আসলে বলে না? যে ইন্টারনেট আসলে গোটা দুনিয়াকে হাতের মুঠোয় করে দিয়েছে। তো <chuckles> সেক্ষেত্রে ভালোও আছে, খারাপ দিকেও আছে। তো খারাপ দিকটা থেকে যেন বাঁচতে পারি, এজন্য আসলে এই প্রাইভেসিগুলো ম্যানেজ করা। হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। আ চমৎকার, চমৎকার! হুম, হুম, হুম, হুম। হু, হু, হু। জ্বি, জ্বি, জ্বি। একদম, একদম। যতটুকু সম্ভব নিজের জায়গা থেকে আসলে সেফ থাকা, এই ব্যাপারটা বেশ চমৎকার। কারণ হচ্ছে যে, আপনি যেভাবে করে, একদম শুরু থেকে যেভাবে করে এ স উম নিজের ব্যাপারগুলো আসলে গুছিয়ে নিচ্ছেন। এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোকে যেভাবে করে আসলে একটু hide রেখে নিজের পাব মানে নিজের লাইফটাকে আসলে প্রাইভেট রাখা, এই ব্যাপারটা কিন্তু আসলে খুব কঠিন একটা কাজ। এবং সেই কাজটা কিন্তু আপনি খুব চমৎকারভাবে করেছেন। বিশেষ করে যখন নিজের পোস্টগুলাকে আসলে একটু আ hide করে দিচ্ছেন বা, যেন বন্ধুরাই শুধু দেখতে পারে। আর তাছাড়া ওইযে একটা ভুল থেকে আসলে শিক্ষার যে একটা ব্যাপার ছিল, এটা মনে হয় খুব ভালো আসলে কাজে দিয়েছে। যেন হচ্ছে যে পরবর্তী থে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু অনেকটাই সচেতন হয়েছেন। এবং হ্যাঁ, চমৎকার! ব্যাপারগুলো চমৎকার! এবং আপনার অভিজ্ঞতাগুলোও বেশ চমৎকার। সে এ্যা আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য অনেক বেশি ধন্যবাদ এবং সামনের দিনগুলোতে এস যেন আপনি আরো বেশি সচেতন থাকতে পারেন, সেজন্য শুভকামনা রইলো। ভালো থাকবেন।
সেফ থাকা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেক কঠিন। হ্যাঁ, হ্যাঁ। ঠিকঠাক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সচেতন হয়ে গেছে। একদম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমারও আসলে শেয়ার করতে পেরে ভালো লাগলো। যেমন আজকে যখন বলছিলাম, তখনই মাথায় আসলো যে, "ঠিক আছে, আমি আবার সবকিছু একটু চেক দিব যে আমার পাসওয়ার্ড বা, সবকিছু ঠিক আছে কিনা? সেটিংগুলো ঠিক আছে কিনা?" কারণ এগুলো একটু আ দেখা যায় যে ১ মাস বা, ১ ১/২ মাস পর একটু চেক আপ করে রাখি যে, আসলে প্রাইভেসিগুলো অ্যা সব ঠিক আছে কিনা? অ্যা তো এই জিনিসগুলো আসলে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগলো। আ আমার সা কথা বলেও ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
আচ্ছা। <chuckles> হু, হু। হু, হু। আপনাকে অনেক ধন্যবাদ।